না, দেখুন এরকম উল্লেখযোগ্য মু-মুহূর্ত কিন্তু অনেক ছিল। এরপরে তো ওইযে যেটা বললাম, যে চাকরি বা প্রক্রিয়া মানে আমি এর পরে ২ বার চাকরি চেঞ্জ করেছি। তারপরে ২ বার চাকরি চেঞ্জ করতে গিয়ে দেখা গেছে যে কয়েক round এ আমাকে ইন্টারভিউ দিতে হয়েছে। তো এরকম কিন্তু হোঁচট খাওয়া জনক প্রশ্নর সম্মুখীন আমি হয়েছি। যেমন উনারা একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার জীবনে সবচাইতে বড় ব্যর্থতা কী? তো আমি বড় ব্যর্থতা মনে করে আমি হয়তোবা আমি আমার <sniffs> একটা মানে মানে কি বলবো যে একাডেমিক লাইফ এর একটা এক্সপে example এর কথা ইউস করছিলাম। কিন্তু ওইটা আসলে উনারা তখন আমাকে ব্যাখ্যা করলেন, যে এটা আসলে উনারা জানতে চাননি, অ্যা অ আমি হয়তো বা অনেকেই হয়তোবা চিন্তা করতে পারে সেক্ষেত্রে যে আমাদের জীবনে তো অনেক ধরনের ব্যর্থতা থাকে না। তো সেগুলো যে মার সাথে কী হয়েছে, বাবার সাথে কি হয়েছে, ক্রিকেট খেলা নিয়ে কি হয়েছে এই বিষয়গুলো হয়তোবা অনেকে আলোচনা করে ফেলতে পারে। কিন্তু আসলে উনারা জানতে চাচ্ছিলেন, যে আমার যে পূর্ববর্তী কোম্পানিটাতে আমি চাকরি করতাম, সেখানে আসলে সবচাইতে বড় ব্যর্থটা কী ছিলো? তো এই টাইপের কিছু হোঁচট খাওয়া জনক আ কিছু প্রশ্ন ছিল যেগুলো আমিও কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে আ আ
হুম, হুম। জি। হ্যাঁ। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে মূলত তারা ব্যক্তিগত জীবন থেকে তারা আপনার কর্মক্ষেত্র জীবনটা নিয়ে বেশি তারা ইন্টারেস্টেড থাকে যে পূর্ব কর্মক্ষেত্র জীবনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বেশি আগ্রহী আগ্রহী থাকেন আরকি। তারপরে আবার কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছিল। যেমন একবার যেটা হয়েছিল যে একটা panel ইন্টারভিউ এর সময় অ্যা operations director নামে এক ভদ্রলোক ছিলেন। তো উনি হঠাৎ করে একটা case study দিয়ে দেন আমাকে হ্যাঁ? এবং আমার সঙ্গে আমার যাকে, যেটা বলেন যে উনি এটা পা 10 মিনিট সময় আছে। সো এটা আমাকে সঙ্গে, সঙ্গে সমা প্রস্তা আ মানে সমাধান করবার জন্য উনি বলেন। তো এই টাইপের জিনিসপত্র গুলো চো ধরেন একটু হোঁচট খাওয়ার জন্য আমি আসলে পুরোপুরি প্রস্তুত ছিলাম না এরকম কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। তো এরকম হয়েছে এরকম একেবারে যে হয়নি ব্যাপারটা তা না। আর যেটা হয়েছে যে বাকি পরবর্তীতে আসলে ২ টো জায়গাতেই যেটা হয়ে গেছে যে আমি যখন আসলে সিভি দিয়েছিলাম, তখন সেটা আসলে নেটওয়ার্কিং এর মাধ্যমেই হয়েছিল। কারণ ওই যে আমি আমার ১ম, কোম্পানিতে চাকরি করতে, করতেই দেখা গেছে যে অনেকের সাথেই মানে কর্মজীবনে অনেকের সাথে পরিচয় হয়েছে। অ বিভিন্ন কোম্পানির বিভিন্ন জোন এর লোক জন হ্যাঁ, সম্পর্ক হয়েছে। তো তাদের মাধ্যমেই আসলে আমার সিভিটা পরবর্তীতে ২ টা কোম্পানিতে গিয়েছিলো। পরে সেখান থেকেই আসলে আমি তাদা ঐখান থেকে ইন্টারভিউ এর কল গুলো পাই আরকি।
হুম। জি। হুম, হুম। আচ্ছা। জি। হুম, হুম। আচ্ছা একটা সুসম্পর্ক হয়েছে। হুম, হুম।

কঠিন ব্যাপারটা ছিল আসলে তো একদম ১ম দিকের চাকরি তো। তো তখন আসলে প্রিপারেশন নেওয়াটাই, একটা বেশ বড়সড় ব্যাপার ছিল। কারণটা হচ্ছে যে, তখন হয়তো অত ভালো করে অনেক কিছু বোঝা যেত না। কি প্রশ্ন তারা করতে পারে, কি টাইপের প্রিপারেশন আসলে নিয়ে যাওয়া উচিত? আমি কি টাই পড়ব, নাকি টাই ছাড়া যাবো? হ্যাঁ? ব্লেজার পড়ব না ব্লেজার পড়ব না? তো এই টাইপের যেটা হয় আরকি। যে, এই টাইপের জিনিসপত্র গুলো হয়তোবা, খুব মনের মধ্যে মানে খেলা করছিল। তো তারপরে ফাইনালে আমার যে, বড় ভাই ছিলেন, তো উনিও আমাকে কিছুটা গাইড করেন এই বিষয়টাতে। তো উনিও তারপরে দেখা গেছে যে, আমি ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করি। তারপরে আমার যিনি ইন্টারভিউ নিয়েছিলেন, উনি ছিলেন এক বিদেশি ভদ্রলোক। তো উনি প্রথমবার ইন্টারভিউ নেন, তারপরে উনি পাস করে দেন। এরপরে সেকেন্ড ইন্টারভিউ টা দেখা গেছে, এইচআর এবং ওই ভদ্রলোক আমার যিনি বস হয়েছিলেন ফাইনালি। তো উনিও ছিলেন। তারপরে সেকেন্ড ইন্টারভিউ টা দেওয়ার পরে ফাইনালে গিয়ে আমাকে সিলেক্ট করা হয়।
হু, হুম। হ্যাঁ, জ্বী। আচ্ছা। <laughs> হ্যাঁ। জ্বী। হুম। আচ্ছা। হু, হ্যাঁ। হুম, মানে বেশ প্রক্রিয়াটা কঠিন ছিল। হ্যাঁ, মানে সহজ ছিল না আপনার জন্য মোটেও।
তো এভাবেই হয়েছে আর কি। একদম সহজ ছিল ব্যাপারটা আসলে সেটা বলা যাবে না। কারণ দেখা গেছে যে, ওই যে, যেটা হয় যে, ১ম দিকের তো আসলে কিছুটা মানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলতে পারবো কিনা। এই যে, বডি ল্যাঙ্গুয়েজ এর যে, এক ধরনের কথাবার্তা থাকে। তারপরে কি কথা বলবো? কিভাবে আসলে শুরু করবো? কি ধরনের প্রশ্ন হতে পারে? আমি হয়তো বা ফাংশনাল জিনিসগুলো বা আমি আমার যে, লাইনে পড়াশোনা করেছি। সেই বিষয়গুলো হয়তোবা ভালো করে বুঝতে পারছি। কিন্তু আসলে উনারা কি চাচ্ছেন, আমার কাছ থেকে, হ্যাঁ? তারপরে ধরেন, এই যে, সফট স্কিল যে, ব্যাপারটা। হ্যাঁ? লিডারশিপ, শিপ ম্যানেজমেন্ট এই বিষয়গুলো তো আসলে তখনো সত্যি কথা বলতে সেরকমভাবে কোন আইডিয়াই ছিল না। হুম? তো হয়তোবা নিজের কিছু প্রাসঙ্গিক শিক্ষা হ্যাঁ, প্রাসঙ্গিক শিক্ষা বা ইচ্ছে বা
হ্যাঁ। জ্বী। হুম। জ্বী। হুম। হ্যাঁ। হুম, সাধারণত ছাত্র জীবনে। জ্বী, জ্বী। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা শুধুমাত্র পড়াশোনার বাইরে এগুলো কিন্তু করি না। তো আ সেক্ষেত্রে আপনি এগুলো করেছেন সেটাই বলতে চাচ্ছেন, আচ্ছা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।